আসলে না আমি বেশ কিছুদিন থেকে মানে একটা মানে সিদ্ধান্ত নিতে পারছিলাম না বলা চলে। বা মানে খুবই একটা বাজে সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এবং বলা যায় যে অনেকটা চিন্তায় ভুগছিলাম যে কী করবো বা কী করা যেতে পারে আসলে। তো এটা থেকে না মানে কোথায় গেলে আমি এই সমস্যাটার সমাধান পাবো? বা কারো কাছে শেয়ার করা যায় কিনা? তো এটা নিয়েই আবার অনেক মানে ঘোরাঘুরি। তো সমস্যাটা সমাধানের জন্যে মানে বিভিন্ন জায়গায় গিয়েও সমাধান তেমন পাইনি। তো তাই আপনাকে একটু বলা যদি আপনি আমার এই সমস্যাটার সমাধান করে দিতে পারেন।
আচ্ছা। উঁহু। ওহো! হ্যাঁ নিশ্চয়ই। আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত। তো আপনি আমাকে যদি একটু খোলামেলা ভাবে বলতেন। যে আসলে এই যে সমস্যাটা, হ্যাঁ? এটা আসলে কী নিয়ে মানে কী বিষয়টা আপনাকে এত কষ্ট দিচ্ছে বা এত চিন্তা চিন্তিত করছে যদি সেটা বলতেন।
হুম। হ্যাঁ, অবশ্যই। আমার এই বিষয়ে চিন্তার বিষয়টা হচ্ছে যে মানে আমরা হচ্ছে অ্যা জয়েন্ট ফ্যামিলি একই পরিবারে আমরা এখন পর্যন্ত বাবা, দাদু, চাচু সবাই এখন একসঙ্গে থাকি। তো বিষয়টা হচ্ছে যে মানে যেহেতু একই বাড়ি তো আমি বেশ কিছুদিন হয়েছে মানে বিবাহ করেছি, এবং আমি আমার চাকরির সূত্রে বাসা থেকে একটু দূরে থাকি। তো এখন যে বিষয়টা হচ্ছে মানে আমার যে সহধর্মিণী তাকে নিয়ে এখন যেহেতু বাসা থেকে সেটা অনেক দূরে। তো আমি চাচ্ছিলাম যে অফিসের পাশাপাশি এমন কোনো জায়গায় থাক থাকতে যাতে করে আমার যাতায়াতটা মানে সুবিধা হয় এবং কাছাকাছি হয়। এবং বাসা থেকে সেটা অনেক দূরে। তার কারণেই কিন্তু এই যে চিন্তার বিষয়টা আমাকে এই আমার পরিবার থেকে বা বাড়ি থেকে এখন আলাদা হতে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে না অনেক দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম। মানে খুবই চিন্তিত অবস্থায় যে আসলে কী করা যেতে পারে বা কী করলে মানে ভালো হবে যদি একটু সহায়তা করতেন।
জি। হু, হু। ও, ওকে। হু, হু। জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। আসলে আপনি যেভাবে বলছিলেন যে আসলে বাসা থেকে আলাদা হওয়ার যে একটা কষ্ট। সেটা কিন্তু আপনার আ কথার মাধ্যমেই খুবই স্পষ্টভাবে বুঝা যাচ্ছে। তবে আপনি কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছেন, দেখেন, যেহেতু আপনি নতুন বিয়ে করেছেন, আপনি চাচ্ছেনও আপনার ওয়াইফকে আপনার সাথে রাখতে এই ট সিদ্ধান্তটা কিন্তু খুবই পজিটিভ একটা সিদ্ধান্ত। কারণ আপনি যখন আপনার ওয়াইফকে রেখে দূরে থাকবেন তখন কিন্তু আপনিও তাকে সময় দিতে পারছেন না, সেও আপনাকে সময় দিতে পারছে না, তাই না? তো এই ব্যাপারটা একটু ভেবে যদি আপনি চিন্তাভাবনা করেন। তাহলে দেখবেন এই যে বাসা থেকে আলাদা হওয়ার যে একটা চাপ বা একটা আবেগ সেটা কিন্তু কিছুটা কমে আসবে। আর এখানে কিন্তু আসলে আলাদা হয়ে যাওয়াটা দোষের কিছু না। আপনি কিন্তু নিজেকে দোষারোপ করবেন না। তো আরেকটু যদি আমি জানতে চাই যে আসলে আপনি কবে থেকে এখান থেকে আলাদা হতে চাচ্ছেন? বা কবে থেকে আলাদা হওয়ার পরিকল্পনা আপনার আছে?
হুম। হুম। উম হ্যাঁ, আসলে এ আমার আলাদা হওয়ার এখনো আমি তেমন সিদ্ধান্ত নেইনি যে আসলে আমি আলাদা হব কিনা বা এরকম। যেহেতু বিষয়টা এখনো মানে পরিবারের সঙ্গেও আমি কথা বলিনি যে কি করব আমি সেটা বুঝতেছিলাম। কারণ আমার এখন খুবই চাপ হয়ে যাচ্ছে যে আমার বাসা থেকে আমার কর্মস্থলে যেতে-আসতে অনেকটা সময় ব্যয় হয় এবং অনেকটা আপনি বলেন যে মানে আমি অফিস থেকে যখন ফিরি খুবই টায়ার্ড হয়ে ফিরি। যার ফলে কিন্তু বাসায় এসে যে হয়তো সবার সঙ্গে একটু গল্পগুজব করব বা খাওয়াদাওয়া একসঙ্গেই করব, সেটা কিন্তু এখন হয়ে ওঠে না। এবং তাছাড়াও হয়তো বাড়ির টুকটাক কাজ থাকে। আমি কিন্তু সেটাও করতে পারি না। কারণ আমার যাতায়াতের কারণে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক টুরের বিষয় যেহেতু এবং সময় লাগার কারণে সারাদিতে অফিসে অনেক রকমের কাজ থাকার ফলে কিন্তু যখন বাসায় ফিরি অনেক টায়ার্ড থাকি। যার ফলে এই যে বাসায় যে ছোটখাটো টুকটাক কাজ থাকে সেটাও কিন্তু হ মানে হয়ে ওঠে না। তো তাই আমি এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছিলাম যে বাসা থেকে আলাদা হওয়ার বিষয়টা। কিন্তু না আমাকে মানে আমি এতটা আবেগেই হয়ে গিয়েছিলাম বা আমার পরিবারের লোকজনের কথা ভেবে যে আমি কারণ আমি সে জন্মের পর থেকে আমি আমার পরিবারের সঙ্গে একসাথে আছি এবং এমনকি আমি কি আপনাকে বলেছিলাম যে আমার ফ্যামিলি সবাই একসঙ্গে আমার বাবা, দাদু, চাচু সবাই একসঙ্গে এখনো আছে। তো এখন আমি কিভাবে আলাদা হব এবং আলাদা হলে কি আদৌ আমার আলাদা হওয়াটা কি ঠিক হবে? আমি এটা না বুঝতে পারছিলাম না। তার কারণেই আরকি একটু মানে সাহায্য চাওয়া একটু বা কি করলে আমার ভালো হবে যদি একটু বলতেন?
ও, ওকে। হ্যাঁ। উ হুম। আচ্ছা। উ হুম। জি। হ্যাঁ। আ হু, হু। জি। আসলে আহ একসাথে যখন অনেক সময় থাকা হয় পরিবারের সাথে। তখন কিন্তু একটা আ যে সম্পর্কের যে বন্ধন সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। কিন্তু দেখেন একটা বিষয় চিন্তা করে। যে, আপনি এখন বিয়ে-শাদী করেছেন, আপনারও একটা আ ভবিষ্যতে একটা ফ্যামিলি হবে। তো তখন কিন্তু আর আপনারও সেই ফ্যামিলি তে ফোকাসটা বেশি দিতে হবে। আর তাছাড়া যেহেতু আপনার চাকরির যে অবস্থান আর বাসার যে অবস্থান। সেটা একটু দূরত্বে থাকার কারণে আপনার যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো হচ্ছে, আপনি কিন্তু বাসায় এসে আপনার ওয়াইফ কে বা আপনার ফ্যামিলিকেও ঠিকঠাক মত সময় দিতে পারছেন না। তো এই ব্যাপারগুলো যখন আপনি চিন্তা করবেন, একটু ভালোভাবে বা আপনার বাসার যখন একটু খোলামেলা কথা বলবেন, যেহেতু আপনি এখনো আ সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে আ বাসা থেকে আলাদা হবেন কি হবেন না। তো আমার মনে হয় যে আপনি যদি পরিবারের সবাইকে নিয়ে বসে, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো একটু খোলামেলা কথা বলেন। তাহলে হয়তো তারা আপনার ব্যাপারটা বুঝতে পারবে। তাছাড়া আপনি কিন্তু তাদেরকে বলতে পারেন যে হ্যাঁ, আমরা আলাদা হচ্ছি। কিন্তু আমাদের যে বন্ধের দিনগুলো থাকবে অফিসের। সেই দিনগুলোতে আপনি এখানে এসে তাদের সাথে সময় কাটাবেন, বা সপ্তাহে দুদিন তাদের সাথে এসে থাকবেন। তো এভাবে যদি আপনি চেষ্টা করে দেখেন তাহলে হয়তো তাদেরও মন খারাপ হবে না। আবার আপনার যে আবেগের একটা চাপ, সেটাও কিন্তু কিছুটা কমে যাবে। আপনিও কিন্তু তখন পরিবার আর আপনার জব, তারপর আপনার ওয়াইফ সবাইকে কিন্তু একটা ব্যালেন্স এর মধ্যে নিয়ে এসে আ জীবনটাকে একদম সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তো আপনি কি আসলে কখনো এভাবে চিন্তা করে দেখেছেন? যে আ এরকম সপ্তাহে ১ দিন ২ দিন অ যেদিন অফিসটা বন্ধ থাকবে সেদিন ওখানে থাকবেন। আর বাকি সময়টা আপনার অফিসের কাছে যে বাসাটা নিবেন সেখানে থাকবেন। এভাবে কি চিন্তা ভাবনা করা হয়েছে কিনা? যদি একটু বলতেন।
হু, হুম। হু, হুম। হু, হুম। হুম। হুম। হুম, হুম। হুম। হুম। না। আসলে সত্য কথা বলতে না আমি এভাবে কখনো ভেবে দেখিনি। যে পরিবারের সবার সঙ্গে আ মানে আমি বসে যে বিষয়টা শেয়ার করে সিদ্ধান্তে আসা যায়, এটা নিয়ে আলোচনা করা। এটা আমি করিনি। না আমি শুধু মানে একা, একা ঐ ভেবেছিলাম যে একা হয় যেহেতু আমার উপরে খুব চাপ যাচ্ছে। আমি একা থাকলে বা বাসা থেকে একটু দূরে মানে, অফিসের কাছে থাকলে আমার কেমন হয়? এটা আমার নিজের মধ্যেই রেখেছিলাম, এবং খুবই চাপের মধ্যে ছিলাম। আপনি যে কথাটা বললেন খুবই একটা ভালো কথা বলেছেন, এবং আমার মনে হয় যে কাজ করতে পারে। কিন্তু আমার বি আরেকটা বিষয় খটকা বা কি বলেন যে নিরাপত্তাহীনতায় ভোগার যে বিষয়টা বা হচ্ছে। যে কারণ আমি আপনাকে বলেছি যে আমি যখন হয়তো আ আমাকে আমার ওয়াইফ কে নিয়ে যদি আমার অফিসের কাছাকাছি কোন জায়গায় বাসা নিয়ে থাকি। আমি যখন সারাদিন ব ধরেন যে আমি অফিস টাইম এ সারাদিন বাসার বাইরে থাকব। তো সে বাসায় একা থাকবে। তো এখানে যে নিরাপত্তার বিষয়টা আরকি আসে, যে সারাদিন সে একা বাসায় থাকবে, সে কোথা থেকে কি হবে কিনা। তো এইসব যে দুশ্চিন্তা বা নিরাপত্তার কারণে যে নিরাপত্তা নিয়ে যে আমার দুশ্চিন্তি এটা এটাও কিন্তু কম না বা আ আপনার বলা যায়। যে এর কারণেও কিন্তু আ মানে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তো এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি আপনাকে পরামর্শ দিতেন বা বলতেন যে কি করলে আমার এই সমস্যার সমাধান হতে পারে।
ওকে। হু, হুম। হ্যাঁ। জি। হু, হুম। আচ্ছা। হু, হুম। হ্যাঁ, অবশ্যই। আসলে হ্যাঁ, একটা মানুষ যখন বাসায় একা থাকে তার নিরাপত্তাটা অ অনেক বেশি জরুরি হয়ে দাঁড়ায়। আর আপনার যে দুশ্চিন্তা এটা কিন্তু একদমই আ ইতিবাচক একটা দুশ্চিন্তা বলা যায়। মানে যেহেতু সে সারাদিন বাসায় একা থাকবে তো যেকোনো একটা বিপদ-আপদের কথা তো আসলে বলা যায় না। তো আপনি কিন্তু চাইলে তাকেও কোন একটা আ জব এর ক্ষেত্র থেকে সাহায্য করতে পারেন। মানে তাকে যেন তার বাসায় বসে একা সময়টা কাটাতে না হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে জব করার কথা বলতে পারেন। তাহলে দেখবেন কি, সেও সারাদিন অফিসে থাকবে। সেখানেও একটা নিরাপদের ভিতরে থাকতে পারবে। তাছাড়া আপনি কিন্তু চাইলে <smacks lips> আপনার বাসায় যদি কোন আ ছোট বোন বা ছোট ভাই থাকে তাদেরকে কিন্তু আপনার কাছে এনে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার ওয়াইফের যে একাকিত্ব যে সময়টা সেটা কিন্তু আ সুন্দর মত কেটে যাবে। মানে তারা যখন তার পাশে থাকবে সে কিন্তু আ সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারবে। তারপর আপনার যে নিরাপত্তাহীন বোধটা সেটাও কিন্তু কিছুটা কমে যাবে। তো আপনি কি আসলে কখনো এভাবে আ ভেবেছেন? যে আপনার ছোট ভাই-বোন তাদেরকে যদি আপনার কাছে এনে রাখেন তাহলে ব্যাপারটা আসলে কেমন হতে পারে?
হুম, হুম। হুম, উ হুম, হুম। হুম। না আসলে আমি এভাবে ভেবে দেখিনি। কারণ আমি ভেবেছিলাম যে যদি আমি যাই শুধু আমি আর আমার ওয়াইফ যাবে, আমি আমরা যাবো। এরকম আমি চিন্তা ভাবনা করেছিলাম। কারণ আ হয়তো বাবা-মা ছাড়বে কিনা আমার ছোট ভাই-বোনকে এ নিয়েও তেমন মানে আমি যেহেতু নিজে নিজে ভা মানে, মানে এই যে বাসা আলাদা হওয়ার যে বিষয়টা নিজে, নিজের উম মধ্যেই রেখেছিলাম, তাদের মধ্যে শেয়ার করিনি। তো এই বিষয়টা না আমি আপনি খুবই ভালো বলেছেন। আমি ভেবে দেখব, যে এবং হয়তো বাসায় আপনি আলোচনার কথা বললেন যখন। তো আমি যখন আলোচনা করব তখন এই বিষয়টাও তাদের কাছে অ্যা ধরে, ধরে মানে দিব আরকি যে এটা করলে কেমন হয়? বা কি? তো আচ্ছা আপনি কি আমাকে আর কোন পরামর্শ দিতে পারবেন? যে আমি হয়তো ধরেন যে হয়তো নিয়ে গেলাম। তখন আ কি, কি করলে বা পরিবারের লোকজনের সঙ্গে আর কি করলে তা হয়তো তারা আমাকে আমার এই যে বাসা আলাদা হওয়ার যে বিষয়টা, বা আমি আলাদা বাসায় থাকতে চাচ্ছি। তো কি করলে তারা আরকি সহজে মেনে নিবে? এই বিষয়টা একটু যদি আমাকে বলতেন।
ওকে। উ হুম। জি। হ্যাঁ। জী। হুম, হুম। অবশ্যই। আসলে আপনার যে আপ সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে? যে অফিস থেকে বাসাটার দূরত্ব অনেক বেশি। দেখা যাচ্ছে যে বাসায় গিয়ে আপনি নিজের জন্য সময় পাচ্ছেন না বা ক্লান্ত হয়ে যাচ্ছেন, ওয়াইফ কেও টাইম দিতে পারছেন না। তারপর আপনি যে আপনার পরিবার থেকে আলাদা হওয়ার যে একটা চিন্তা-ভাবনা করেছেন, এটা তো আসলে ইচ্ছাকৃতভাবে করা না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে সুন্দরভাবে বসিয়ে, বুঝিয়ে বলতে পারেন যে আসলে আমার জন্য এখন অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে জিনিসটা। আমার যাতায়াতের একটা সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে অধিকাংশ সময় হচ্ছে আমার যাতায়াতের ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে, বা সময়টা ওদিকে ব্যায় হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু আপনি তাদের সাথে খোলাসা ভাবে করতে পারেন। কারণ কি আসলে কথাবার্তা না বললে, আপনি যদি নিজের মনের ভিতরে এই জিনিসগুলো নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু তারা কখনোই আপনার সমস্যাগুলো বুঝতে পারবে না। বা আপনার সমস্যাগুলো কিন্তু সামনে আসবে না। তো তখন কি হবে? আপনি কিন্তু নিজের ভিতরেই সেই চিন্তাভাবনাগুলো করতে থাকবেন। আর এটা নিয়ে কিন্তু তখন আপনি মানসিকভাবে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন, হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তো আমি বলব আসলে আপনি আপনার ওয়াইফ তারপর আপনার যে বাবা-মা আছে তাদের সাথে একটু খোলামেলাভাবে আলাপ-আলোচনা করে করে দেখেন। আমার মনে হয় যে তারা আপনার ব্যাপারটা বুঝতে পারবে, এবং আপনার সিদ্ধান্তে তারা অবশ্যই আপনার পাশে থাকবে।
হুম, হুম। উম হুম। হুম। হু, হুম। উম হুম, হুম। হ্যাঁ, আপনি এসব কথা বললেন, এখন একটু মানে আত্মবিশ্বাসী এবং যে আমার মধ্যে যে এতদিন যে চাপটা ছিল। মানে বাড়ি থেকে আলাদা হব, যা হওয়ার কারণে যে আবেগি চাপ বলেন বা একটু দুশ্চিন্তা যে আসলে কিভাবে শুরু করব? বা কিভাবে করলে আমি আ মানে বাসার থেকে আলাদা জায়গায় যেতে পারবো? তো আপনি আমাকে খুব ভালো, ভালো কিছু পরামর্শ দিলেন যে পরিবারের মানুষজনের সঙ্গে খোলা-মেলা আলাপ করতে, এবং আপনি আমাকে নিরাপত্তারও সমাধান দিলেন। যে আমার ছোট ভাই-বোন যদি কেউ থাকে আমি তাদেরকে নিয়ে যাবো সেখানে। তো এই বিষয়গুলো না আমার খুবই ভালো লাগলো। তো আপনি মানে আমি আশা করি যে আমার এই আ আপনার যে আমাকে পরামর্শগুলো দিলেন আমি সেগুলো যথেষ্ট চেষ্টা করব, এবং করার যাতে করে আমার এই সমস্যাটা দূর হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।
জি। উহু। জ্বী একদম। উ হুম। জ্বি, নিশ্চয়ই আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আশা করছি আপনি আপনার যে আবেগটা আছে, সেটা একটু কমিয়ে আনতে পারবেন এবং আপনার ভবিষ্যৎটা ভালো যাবে। ভালো থাকবেন।